আচ্ছা, আপনি আসলে এই যে অনলাইন পরিচিতি যেটা আছে, তাকে আসলে কিভাবে বাস্তবের রূপ দেয়ার চেষ্টা করেন?
অনলাইনে পরিচিতির ক্ষেত্রে দেখা যায় যে এখন তো আসলে অনলাইনের যুগ। অনলাইনে কিন্তু অনেক মানুষের সাথে পরিচিত হতে হয় এবং পরিচিত হই। তো সেই ক্ষেত্রে দেখা যায় আ প্রথমত অ কলের মাধ্যমে কথা বলে আ পরিচয়টা নেয়ার চেষ্টা করি। তারপর দেখা যায় ভিডিও কল, তারপর সোশ্যাল প্রোফাইল ভিজিট। এগুলা করার মাধ্যমে কিন্তু দেখা যায় যে যখন আ বুঝতে পারি যে না সবকিছু ঠিকঠাক আছে তখন কিন্তু দেখা যায় যে আস্তে, আস্তে, সম্পর্কটা আ সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
হু, হু। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তা আছেই, হু, হু। নাইস, নাইস। আসলেই সত্যি একটা চমৎকার কথা বলেছেন যে এত কিছু দেখে নেওয়াটাই কিন্তু আসলেই উচিত। যেহেতু অনলাইনের একটা ব্যাপার-স্যাপার আছে, তো বাস্তবের রূপ দিতে হলে কিন্তু এই ধরনের বিষয় আগে থেকেই দেখে নিতে হবে। খুব ভালো লেগেছে কথাটা শুনে। তবে আসলে কিভাবে বুঝবেন, আপনি যে অনলাইনের পরিচিতি যেটা আছে সেটা আসলে সত্যিই একটা বিশ্বাসযোগ্য হতে পারে।
জি। আচ্ছা। এই ক্ষেত্রে অনলাইনে পরিচয়ের ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু বলি, আমার অনলাইনে আ গেমিংয়ের সুবাদে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং আ তাদের সাথে দেখা গেছে আমি অনেকের সাথে দেখাও করেছি। তো যার ফলে কিন্তু আমার একটা মানে ভালো একটা ধারণা আছে যে কিভাবে আসলে আ মানুষদেরকে চিনতে হয়। তো এক্ষেত্রে আমি যদি বলি যে আ হুট করেই অনলাইনে কারো সাথে পরিচয় হলে, আ তার কথা শুনে বা আ ভালো লেগে গেলে তখনই কিন্তু তার সাথে দেখা করা যাবে না। বা সে যদি কিছু একটা বলে সেটা মেনে নেওয়া যাবে না। প্রথমে ভালোভাবে যাচাই করতে হবে এবং অনেকটা সময় একসাথে পার করার পর যখন একদম মানে নিশ্চিত হওয়া যাবে যে না এই মানুষটা আ ঠিক আছে, ভালো এবং আমি চাইলে এখন দেখা করতে পারি বা সম্পর্কটা আমরা চাইলে আরও ভালো করতে পারি। তখনই কেবলমাত্র এ এই মানুষগুলোর সাথে আসলে সম্পর্কটা ভালো করা যাবে।
হু, হু। হুম, হুম। আচ্ছা। উম বাহ! হুট-হাট যাওয়া যাবে না। হুম। হ্যাঁ, আচ্ছা। জি, জি। কি করতে পারি? হুম, হুম, হুম। নাহ, চমৎকার একটা কথা বলেছেন এই যে মানে আগে থেকেই যে একটা বিষয় আছে যে আদৌ এই মানুষটা আপনার বিশ্বাসযোগ্য হবে কিনা বা কতটুকু একটু কথাবার্তা বলে আগে থেকে যদি একটু যাচাই বাছাই করে নেয়া যায় আরকি। যে মানুষটার চরিত্রটাই কেমন, সে আদৌ ভালো মন মানসিকতার মানুষ কিনা তাহলেই হয়তোবা দেখা করার যে একটা পদক্ষেপ বলেছেন তো সেটা আসলে নিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু বেশ ভালোই বলেছেন। তবে ১ম বার যখন আপনি দেখা করেন তার আগে আপনি আসলে কিভাবে প্রস্তুতি নেন? মানে ঠিক কি এভাবেই প্রস্তুতি নেন নাকি দেখা যায় আরও অনেক বিষয় থাকে সেগুলো মাথায় রাখতে হয়?
হ্যাঁ। একদম। হ্যাঁ, এই ক্ষেত্রে ১ম এই কিন্তু দেখা যায় যে আ খুব বেশি সময় আমি যদি তার সাথে না কাটাই অনলাইনে বা খুব ভালোভাবে পরিচিত না হই তাহলে কিন্তু আমি তার সাথে কখনোই দেখা করি না। তো এক্ষেত্রে আমি যদি বলি যে, যে বিষয়গুলো আমি খেয়াল রাখি সেগুলো হচ্ছে প্রথমত আমি অ্যা ভিডিও কলের মাধ্যমে নিশ্চিত হয়ে নেই অ্যা সে মানুষটা সম্পর্কে। সে মানুষটা কোথায় থাকে, কি করে এগুলা আমি খুব ভালোভাবে অ্যা জেনে নেই এবং আমি চেষ্টা করি যে আ যখন আমরা মিটিং করছি বা ১ম বারের মতো দেখা করছি তখন সেটি কোন একটা পাবলিক প্লেসে রাখার। কারণ যেহেতু 1st মিটিং এবং আ মানুষের কথা তো আসলে আ যতই আমরা জানি যে অত ভ ভালোভাবেই আমরা দেখে আসি না কেন আ যেহেতু আসলে অতটাও আমরা জানি না সেক্ষেত্রে পাবলিক প্লেসে যদি আমরা আ মানে দেখাটা করি তখন কিন্তু দেখা যায় অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়।
হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু। জি। অবশ্যই। দেয় না হুম। থাকা যায়। এটা একদম ঠিক বলেছেন আসলেই। এই ধরনের পাবলিক প্লেসেও কিন্তু দেখা করা একটা বিষয় যেটা বললেন। তারপরে বললেন যে আগে থেকে আপনি দেখেন যে, সে কোথায় থাকে বা তার পরিচয়টাই বা কি। এই যে উৎসগুলো জানতে চান তার ব্যাপারে। এগুলা কিন্তু সত্যিই আগে থেকে জেনে নেওয়াটা উচিত। না হলে কিন্তু পরবর্তীতে একটা ভো ভোগান্তির মধ্যে পড়তে হয় অনেককে। তবে মানে এই যে মানে আপনি যখন দেখছেন, হ্যাঁ? আপনার যে অনলাইন বন্ধু আছে তার সঙ্গে যখন বাস্তবে আপনি দেখা করার কথা ভাবছেন। তো সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আসলে কোন বিষয়টা মনে করেন? মানে আস্থার দিক দিয়ে যদি বলতে হয় বা দেখা করার সময় নিরাপত্তারও তো একটা ব্যাপার-স্যাপার আছে। নাকি না নিজে একটা অনুভূতি, না আজকে আমার দেখা করতেই হবে, ব্যাস দেখা করবই আমি। কোনটা আসলে মানে মনে হয় আপনার কাছে?
আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দেখুন নিরাপত্তাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হোক সেটা একটা ছেলের জন্য কিংবা একটা মেয়ের জন্য। এক্ষেত্রে আ নিরাপত্তার কথা যদি আমি বলি তাহলে প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে যখন আমি অনলাইনে কারো সাথে পরিচয় হচ্ছি তো সে যেন কোনোভাবেই আ একদম প্রথম অবস্থায় আ বা একদম প্রথম অবস্থা ছাড়াও সে যেন আমার ব্যক্তিগত ঠিকানা, আমি কোথায় থাকি কিংবা আমি আ কি করি, কোথায় যাই তাছাড়া বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়ার যে activities গুলো রয়েছে সেগুলো যেন সে না জানে। বা মানে মোটকথা হচ্ছে যে আমার personal যে info গুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই সে না জানতে পারে। সে আ হয়তো অনলাইনে আমার পরিচয় হয়েছে, আমার বন্ধু হতে পারে, আমরা regular life এর কথোপকথন করতে পারি কিন্তু, ব্যক্তিগত তথ্য কখনোই share করা যাবে না। কারণ আ এখানে কিন্তু একটা মানে নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এবং আমি মনে করি অনলাইনে পরিচয়ের ক্ষেত্রে নিরাপত্তাটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম, হুম। বাহ! জি। হু, হু, হু। ঠিক আছে হ্যাঁ। হু, হু, ঠিকই বলেছেন। আসলে নিরাপত্তার বিষয়টা কিন্তু শুধু আসলে যে অনলাইনের ক্ষেত্রে তা না, ব্যক্তিগতভাবেও কিন্তু নিরাপত্তার একটা বিষয় আছে। কারণ অনলাইনের যে একটা কারো সাথে আপনার পরিচয় হলো তারপর তার সাথে যে দেখা করতে যাবেন হ্যাঁ, অনেক বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে নিরাপত্তাটা কিন্তু অন্যতম। শুনে কিন্তু বেশ ভালো লেগেছে। চমৎকার একটা কথা বলেছেন আপনি। যখন আসলে বন্ধুর সাথে মানে অনলাইন বন্ধুর সাথে আপনি যখন দেখা করতে যান আরকি, হ্যাঁ। তো সেটা আসলে এমন কোন অভিজ্ঞতা কি এখন পর্যন্ত হয়েছে যে অনলাইন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মানে খুব তাকে ভালো লেগেছে বা তার সাথে আপনার মন মানসিকতা মিলেছে, এটা কি হয়েছে?
জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এরকমটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি আ ১ম এ যেরকমটা বলছিলাম যে আমি কিন্তু আ game থেকে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছি এবং আ পরবর্তীতে আমি একজনের সাথে আ বাস্তবে দেখাও করি এবং আ আমরা দেখা যায় যে একসাথে অনেকটা সময় কাটাই। খুবই সুন্দর সময় আমরা কাটাই এবং আ সেটা কিন্তু ওই যে যেরকমটা বলছিলাম একদিনে কিন্তু চলে আসেনি। যে হুট করে আমার একদি এ একদিন পরিচয় হলো আমি ২য় দিন দেখা করতে চলে গেলাম এরকমটা নয়। সামনের মানুষটাকে হ্যাঁ, একদম। সামনের মানুষটাকে চিনতে জানতে আমার সময় লেগেছে। সেই মানুষটা আমাকে চিনতে জানতে সময় লেগেছে এবং একটা সময় পর যখন আমরা দুইজনে মোটামুটি আ মানে শিওর হতে পেরেছি যে না, এই মানুষটা হয়তো বিশ্বাসযোগ্য হবে তখনই কিন্তু আমরা দেখা করেছি এবং দেখা করার পর দেখা গেছে যে না, আমরা বুঝতে পারি যে, না আমাদের আ সম্পর্কটা অবশ্যই ভালো হচ্ছে এবং তখনই কিন্তু দেখা যায় যে আমরা পরবর্তীতে দেখা করার কথাও আবার চিন্তা করি।
হ্যাঁ, আচ্ছা। হু, হু। আচ্ছা। ধীরে, ধীরে বিশ্বাসের বিষয় আরকি। হুম। দেখা করাটা দরকার। হুম। জি, জি। বাহ! চমৎকার। এইযে দুজনের মধ্যে যে একটা মানে সামঞ্জস্যতা বা দুজনের মধ্যে যে একটা সমঝোতা, এই বিষয়টা যদি থাকে না তখনই দেখা যায় অনলাইন হোক, পরিচিত কোনো বন্ধু বা হোক, সেটা আপনার মানে এক কোনো এক পরিচিত মানুষ, তার সাথে যখন আপনি দেখা সাক্ষাৎ করার কথা ভাববেন, সেই মানুষটাও কিন্তু মানে একটা খুব comfort zone-এ থাকবে, আপনিও দেখা যাবে খুব comfort zone-এ থাকবেন, এই বিষয়টা কিন্তু চমৎকার একটা কথা বলেছেন, পাশাপাশি সম্পর্কটাও কিন্তু গভীর হতে পারে। তবে ওইযে মানে ১ম যখন আপনি মানে কারোর সাথে দেখা করার চিন্তাভাবনাটা করেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় না যে, আগে থেকেই যে আপনি বললেন, এত কিছু আসলে আপনি ভাবেন, তো ভিডিও কলে কথাবার্তা বলে কি দেখে যে না সে আসলে দেখতে কেমন? নাকি দেখা যে সরাসরিভাবে দেখা করতেই পছন্দ করছেন? যে যাই হোক উম সে দেখতে যেমনই হোক আমার তাকে ভালো লাগবে। এই ধরনের একটা ম mentality থাকে, কোনটা?
ঠিক। হ্যাঁ। একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ এক্ষেত্রে আমার ব্যাপারে যদি বলি এবং আ মানে আমি আ ছোট থাকতে বা আজ থেকে ৩-৪ বছর আগে যেরকম ছিলাম সেটা যদি একটু বলি, তাহলে কিন্তু আমি এতো কিছু চিন্তা করতাম না। আমার কথা হচ্ছে যে আমার আ একটা মানুষের সাথে কথা বলে ভালো লেগেছে, আ তার সাথে আমার দেখা করতে যেতেই হবে, মানে আর কোনো কিছু যে একটা এখানে কোনোর ঝুঁকি থাকতে পারে, নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে, এগুলা কোনো কিছুই ভাবতাম না। তখন আসলে চলে যেতাম, যেটা একটু বোকামিও বলা যেতে পারে। তবে এখন যখন বড় হচ্ছি, তখন কিন্তু নিজের যে আসলে একটা গোপনীয়তার ব্যাপার রয়েছে এবং আ আসলে কিছু ঝুঁকি যে এখানে আছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছি এবং সেগুলো সম্পর্কে এখন বুঝি। তো এই ক্ষেত্রে এখন দেখা যায় আগে থেকে আসলে একটু আ মানে নিশ্চয়তা নিয়ে যেতে চাই যখন কারো সাথে দেখা করার কোনো প্রসঙ্গ আসে তখন।
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। হু, হু, হু। আচ্ছা। হুম, হুম। করা যা অনেকটা। হুম, হুম। হুম, হু। হ্যাঁ। অবশ্যই। এটা নেয়াটা আসলে উচিত, আগে থেকে একটা preparation নিলে তখন কিন্তু আপনি যে মানুষের সাথে আসলে দেখা করতে চাচ্ছেন, সেই মানুষটাকেও নিরাপত্তা প্রদান করতে পারবেন, পাশাপাশি আপনিও নিরাপদ feel করতে পারবেন। সবটাই কিন্তু আসলে মানে ব্যক্তিগতভাবেই কিন্তু করা যায়। তো চমৎকার একটা উপায় বলেছেন আপনি যে, কিভাবে আসলে দেখতে হবে? আগে যদি অনলাইনের পরিচিত কাউকে যদি উম তবে দেখতে চান, খুব ভালো লেগেছে। তবে মানে যখন আসলে দেখছেন যে, অনলাইন বন্ধুর আচরণটা বাস্তবে আসার পরে একটু আলাদা, না সে তো আসলে ফোনে একরকম ছিল বা অনলাইনে অন্যরকম ছিল, এখানে সে এত আলাদা কেনো? তখন মূলত আপনি কি করেন? তাকে avoid করেন নাকি দেখা যায় না ঠিক আছে বোঝার চেষ্টা করেন, কোনটা?
জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন আ ২ টা জিনিস হয় যে একটা মানুষের সাথে দেখা করার প দেখা করার পর হয়তো আ তাদেরকে বা ওই মানুষটাকে আমার খুব বেশি ভালো লাগবে নয়তো ওই মানুষটাকে আমার আর ভালো লাগবে না যেটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো এই ক্ষেত্রে আ কিছু মানুষ আসলে তখন নিজের প্রায়োরিটি অনুযায়ী বা নিজের আ যে এক্সপেকটেশন থাকে সেটা অনুযায়ী নিজেকে পরিবর্তন করে এবং তখন আসলে চাইলেও কিছু করার থাকে না যে এখন আমি যতই বলি যে আমার সাথে এসে কথা বলেন বা আমাকে সময় দেন, তখন কিন্তু এটা সম্ভব নয়। কারণ সেই মানুষটা যেহেতু আ তার মত বানিয়ে নিয়েছে এবং তার হয়তো আমাকে দেখে ভালো লাগেনি কিংবা আমার সাথে সময় কাটাতে তার ভালো লাগেনি তাই হয়তো সে এই ডিসিশনটা নিয়েছে। তো আমি আ হয়তো আমার ক্ষেত্রে সে জায়গাটা খারাপ লাগে। তবে আ খারাপ লাগার জায়গা থাকলেও অবশ্যই সামনের আ মানুষকে তো জোর করা যাবে না বা আমার ক্ষেত্রেও যদি এরকম হয়, আমাকে তো কেউ চাইলে জোর করতে পারবে না বা জোর করলেও সেটা কাজে আসবে না। তো সেই জায়গা থেকে আমি আসলে আ স্পেস দিতেই পছন্দ করি এবং আ যেটা হয় সেটা তো হবেই সেটা তো আর কিছু করার
হ্যাঁ, হ্যাঁ। লাগবে, হুম। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। এই যে, হু। না, না। কাজে আসবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো হবেই। হ্যাঁ, এটা ঠিক বলেছেন অবশ্য যে সামনের মানুষকে তো আসলে জোর করা যায় না। পাশাপাশি তার মনোভাবের মধ্যে তো আসলে আপনার মনোভাবটা মানে সেভাবে আসলে জুড়ে লাগাতে পারবেন না। সে যেটা ভাবছে সেটা দিয়েই আসলে আপনাকে চলতে হবে বা আপনি যেটা ভাবছেন সে হিসেবেই কিন্তু তাকেও চলতে হবে। মানে মোটামুটি বলা যায় একটু একই পথে চলার যে একটা বিষয় আছে যে আচ্ছা ঠিক আছে উম কিছু জটিলতা তো থাকবেই কিন্তু তারপরও যে কিছু বিষয় আসলে একমত পোষণ করে তারপরও যে এগিয়ে চলার যে একটা ব্যাপার সেটা কিন্তু খুব দারুণভাবে আপনি উল্লেখ করেছেন। খুব ভালো লেগেছে কিন্তু কথাটা আপনার। খুব মনে ধরেছে আমার। তবে আসলে এই যে মানে বন্ধুর আচরণের ক্ষেত্রে আপনি অবশ্যই সামনা সামনি একটা দেখার বিষয়টা আমি মানে বলেই ফেলেছি ইতো মধ্যে। কিন্তু যদি আপনি আগেই দেখেন যখন আসলে তার সাথে অনলাইনেই কথাবার্তা বলছেন যে না সিগন্যালগুলা রেড ফ্ল্যাগ মনে হচ্ছে, যে না তার হয়তো আমাকে ভালো লাগে না বা আমার একটা মনমানসিকতা তার সাথে ম্যাচ খাচ্ছে না এটা তার মনে হচ্ছে। তখন কি করেন? মানে তাকে অনলাইন থেকেই কি ব্লক করে দেন? নাকি দেখা যায় মানে অনলাইনেই তাকে একটা রিপোর্ট মারার একটা ব্যবস্থা করেন নাকি দেখা যায় ইগনোর করেন, কোনটা?
জি। হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমত তার behavior টা দেখি যে, আসলে কোন দিক দিয়ে আ তাকে আমার ভালো লাগছে না। সে যদি এরকম হয় যে না সে আমার আ personal life এ interfere করছে বা সে আমার আ যে গোপন জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলি বা আমার privacy নষ্ট করার চেষ্টা করছে, তখন কিন্তু আমি সরাসরি বলে তাকে unfriend বা block করে দেয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা করে দেই। তবে যদি এরকম হয় যে কোন কারণে আমাদের ভিতরে ঝগড়া হয়েছে বা কোন কারণে হয়তো একটা জিনিস নিয়ে আমাদের মতামত মিলছে না, তাই হয়তো কিছুদিন সময়টা খারাপ গেছে তখন আমি আ চেষ্টা করি যে, আসলে কথাবার্তা বলে জিনিসটাকে সমাধান করে ফেলার এবং এভাবে দেখা যায় যে অনেক সময় সমাধান হয়েও যায়।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ধাবা হুম। না এটা ঠিক বলেছেন যে আগে থেকেই যদি একটু দেখে নেন যে, মানে সে কি চাচ্ছে না চাচ্ছে, হ্যাঁ তারপরে গিয়ে হয়তো বা আপনার যে step নেয়ার আছে সেটা নিচ্ছেন আরকি। এটা খুব ভাল কথা বলেছেন। তবে পরিবার বা বন্ধু তো আপনারও আছে। তো সেক্ষেত্রে মানে তাদেরকে আসলে কিভাবে বোঝান যে, তারা যখন কারো সাথে নতুনভাবে অনলাইনে কোনো অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব গোড়বে, তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে বোঝান যে না, এভাবে আসলে করলে ভালো হয়। মানে এটা যদি বলতেন?
জি। হ্যাঁ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে নিজের জায়গা থেকে আসলে যতটুকু আ সাবধান তাদের করা যায় এবং যে ধরনের আ scam অনলাইনে চলে বা যে ধরনের আ ঝুঁকি রয়েছে এগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আ কিছু আ ঘটনা যেটা বাস্তব জীবনে ঘটেছে। আ আমার এক বন্ধুর ক্ষেত্রেই হয়েছিল এরকম যে আ ওর একটা মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল অনলাইনে। তারপর ওরা আ movie দেখার একটা plan করে এবং পরবর্তীতে যখন আসলে আমার বন্ধু আ movie টা দেখতে যায় তখন দেখা যায় যে আ কিছু আ ছেলেপেলে এসে ওর থেকে আসলে ওর phone টোন, টাকা-পয়সা সবকিছু ছিনতাই করে রেখে দেয়। তো তখন আসলে বুঝতে পারে যে এটা একটা ফাঁদ ছিল। তো আসলে এই এই যে ঘটনাটা এটা দেখা যায় আমি অনেককে বলি এবং আ দেখা যায় অনেকে এটা থেকে শিক্ষাও নিতে পারে এবং এভাবেই কিন্তু আসলে আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবদেরকে সচেতন করে থাকি।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ঠিক। বাহ! চমৎকার একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারকে বোঝান বা বন্ধুবান্ধবদেরকে বোঝান যে আসলে কিভাবে প্রতারিত হওয়া থেকে নিজেকে রক্ষা করা যায়, বা কিভাবে বিপদ-আপদ থেকে নিজেকে সামলানো যায় এই ধরনের অনলাইন পরিচিত কোনো ব্যক্তি থেকে। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন আপনি। আপনাকে আসলে অবশ্যই এই বিষয়টার জন্য বাহবা দিতেই হচ্ছে, যেভাবে আসলে আপনি আপনার পরিবার manage করছেন, যেভাবে আপনি আসলে আপনার বন্ধুবান্ধবদের manage করছেন। তবে অনলাইন থেকে বাস্তবে সম্পর্ক করার সবচাইতে বড় challenge টা আপনার কি মনে হয়?
জি। আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে সবথেকে বড় অ যে challenge সেটা কিন্তু হচ্ছে বিশ্বাস, কারণ দেখা যায় এখন তো আসলে সরাসরি মানুষকে বিশ্বাস করা যায় না, এরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে অনলাইনে বিশ্বাসের ব্যাপারটা তো আসলে খুবই rare. কারণ আ হয়তো আমরা অনলাইনে দেখা যায় একটা মানুষ খুবই ভালো, খুবই ভালো, সে আমাদেরকে খুব সময় দিচ্ছে, খুব ভালো সময় আমরা পার করছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, ধোঁকার একটা প্রবণতা থাকে কিংবা বিশ্বাস ভঙ্গের একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো সবথেকে বড় challenge টাই হচ্ছে কিন্তু এক্ষেত্রে বিশ্বাস।
হুম, হু, হুম, হু। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। প্রবনতা থাকে। হুম, হুম। আচ্ছা, nice, nice, খুব ভালো একটা কথা বলেছেন যে, বিশ্বাসের একটা বিষয় থেকেই কিন্তু এই ধরনের একটা প্রতারণার মধ্যে হয়তোবা পড়তে হইতে পারে, যদি বিশ্বাসঘাতকতা কেউ করে আরকি। তবে এইযে অনলাইন পরিচিতদেরকে যেভাবে আসলে আপনি দেখেন বা আগে থেকে একটা পরিকল্পনা নেন যে, তার সাথে দেখা করা যাবে কিনা? তারপরে হচ্ছে যে তার মন মানসিকতা আপনার সাথে মিলছে কিনা, হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু খুব দারুণ। তারপর যে পরিবার-পরিজনকে আপনি যেভাবে একটা উদাহরণের মাধ্যমে খুব চমৎকারভাবে বোঝান, এ বিষয় টাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনার সাথে কথাবার্তা বলে অনেকটা আসলে মজা করতে পেরেছি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
হ্যাঁ। হ্যাঁ, আপনার সাথে কথা বল তে বলতে পেরেও কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং আমার অভিজ্ঞতাগুলি share করতে পেরেও আমার বে আ ভালো লাগলো। আশা করি আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
হু, হুম।